তো আচ্ছা। এইটাও কিন্তু আসলে বুঝতে পারলাম যে আপনার কাছে কোনটা বিজ্ঞাপন, কোনটা পেইড প্রমোশন এগুলোকে আপনি আ একদমই গুরুত্ব দেন না। এগুলোকে আপনি মনে করেন যে শুধুমাত্র বিক্রি করার একটা আ বলা যায় যে প্রয়াস বলা যায় বা তাদের আসলে বয়া বাণিজ্যিক একটা চিন্তা ধারা। এখানে আসলে আপনার শরীর বা আপনার আসলে লাভ কি লস হবে সেটা আসলে কোম্পানি দেখতে যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টার পাশাপাশি আসলে আপনি কিভাবে বোঝেন যে কেউ আসলে সেটা সত্যিই পরামর্শ বলছে কিনা বা আপনি যখন Facebook এ কোনো একটা ভিডিও দেখছেন সেটা আসলে সত্যিই কোনো পরামর্শ দিচ্ছে কিনা নাকি আসলে এটার পিছনে লুকানো কোনো অ্যা বলা যায় যে বিজ্ঞাপন আছে। সেটি আসলে কিভাবে আপনি যাচাই করেন বা কিভাবে আসলে ধরতে পারেন বা কিভাবে আসলে এটাকে অ্যা আপনি বুঝতে পারেন যে এটা আসলে একটা বিজ্ঞাপন নাকি আসলে সত্যিই কোনো পরামর্শ?
আহ একদম। হু, হু সেটাই। রাইট। আ সেক্ষেত্রে আমি এটা দেখার চেষ্টা করি যে অনেকগুলো আছে না স্বাধীন রিভিউ যেগুলা আসলে বলা হয় আ বা বিভিন্ন ধরনের আসলে অনেকে প্রোডাক্টটা হুম তো একেকজন কিন্তু আসলে ওরকম বিভিন্ন ধরণের আসলে রিভিউ দিয়ে থাকে যেটা কিন্তু আসলে তারা টাকার বদলে দিচ্ছে না বা ইনফ্লুয়েন্সারদের মতো কিন্তু আসলে ওভাবে করে দিচ্ছে না। তো বাসে মানে পেইড প্রমোশন আসলে হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু ওই আ প্রোডাক্টটা দেখে কিন্তু আসলে সও যাচাই করা যায়। আর মাঝে, মাঝে কিন্তু আমি চেষ্টা করি যারা আসলে রিভিউ দিচ্ছে তাদের আইডিটা দিয়ে চেক করা যে এটা আসলে কি আ কতটা আসলে ও আসল আইডি বা হ্যাঁ, হ্যাঁ বিশ্বাসযোগ্য আইডি। একদমই তাই।
হ্যাঁ, মানে প্রোডাক্টটা কি? আচ্ছা। বুঝ একদম। মানে বিশ্বাসযোগ্য আসলে। তিনি আসলে তার পার্সোনালিটিটা আসলে কিরকম। তো আচ্ছা এখানে কি একটা বিষয় আপনার কাছে মনে হয় যে আসলে তাদের বাচনভঙ্গিটা আসলে কিরকম হওয়া উচিত? যে যেমন ধরেন যে বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে যে অতিরঞ্জিত। মানে সব রোগের একটাই সমাধান কিংবা বলতে পারেন। আ বস আর আপনার সাধারণ পরামর্শের ক্ষেত্রে কিন্তু একদম স্বাভাবিক একটা টোন থাকে এবং বলা যায় যে জেনেরিক ভাবে আসলে উদাহরণগুলো দেওয়া হয়। এরকম কি আসলে বাচনভঙ্গিটা আপনার খেয়াল করেন কিনা? বা এটা দিয়ে আসলে আপনি কতটুকু যাচাই করেন? সেটা য একটু যদি বলতেন?
হু, হু, হু।

আ জ্বি, এ যেটা আসলে আপনি বললেন যে, আ প যখন আসে বিজ্ঞাপনটা দেখি তো আ সেটাতে আসলে প্রভাবিত না হয়ে আমি দেখার চেষ্টা করি যে, আ সেখানে ওই থাকে না বিভিন্ন পেইজের মাধ্যমে তো আসলে বিজ্ঞাপনটা আসে। তো সেই পেইজ টা আসলে কতটুকু অ সত্য? সেটা কি আসলেই আসো ভালো পেজ নাকি আ জাস্ট এমনি থাকে না অনেক পেজ আসলে ভুয়া পেজগুলো যেগুলো, যেগুলো থাকে যে, অনেক আসলে আ ফেক, ফেক আসলে আ লাইক কমেন্ট করে দেওয়া তো এরকম আসলে পেজ। আর তারপর দেখি তাদের প্রোডাক্ট রিভিউগুলো। কারণ প্রোডাক্ট কমেন্টে যখন যেয়ে দেখা যায় তখন কিন্তু আসলে এটা বোঝা যায় খুব সহজেই যে, কোনটা আসল প্রোডাক্ট বা কোনটা আসলে নকল প্রোডাক্টের রিভিউ। হ্যা, হ্যা, হ্যা, হ্যা।
হ্যা, হ্যা, একদম। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা মানে ব্যবহার করার আগের ব্যবহারকারীদের আসলে অভিজ্ঞতাটা আসলে আপনি জানতে চান?
রিভিউ, আ তো ওইগুলা মানে অনেক সময় দেখা যায় যে, তারা পেইজ এ কিন্তু আসলে নিজেরাই আসলে যেয়ে কমেন্ট করে বা আন পরিচিত কারো আইডি খুলে আসলে কমেন্ট করে তারপর হচ্ছে ওইটাকে আসলে বিশ্বাসযোগ্যতা। আ হ্যা, হ্যা, হ্যা, সেটাই। হুম, সে
সেটাই তো আসলে বোঝাই যায়, যে, আসলে কতটুকু বা যে, রেশিওটা দেখলে আসলে আপনি বুঝতে পারেন। তো এই যে, বিষয়টা আপনি বললেন এটা কিন্তু বেশ সুন্দরভাবে আসলে বোঝা যাচ্ছে যে, আপনি আ এখন কিন্তু আসলে এই যে, মূল্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে বিজ্ঞাপনের চেয়ে আসলে সত্যিকারের রিভিউ এবং মতামতের দিকে আসলে চলে যান। তো এই ক্ষেত্রে আসলে এই যে, ইনফ্লুয়েন্সার বা হচ্ছে সেলিব্রিটি যারা আছেন তারা কিন্তু আসলে প্রমোশন করে থাকেন, যে, কোন আ প্রম প্রোডাক্টের যেমনটি আসলে হয়তো আপনার মামির ক্ষেত্রেও হয়তো এমনটি হয়েছিল যেমনটি আপনি আগে বলছেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনি কিভাবে বুঝবেন যে, ওই ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি আসলে প্রমোশন টাকে আসলে পরামর্শ দিচ্ছেন নাকি আসলে বিজ্ঞাপনের মতোই কাজ করছেন? তিনি কি আসলে সঠিক রিভিউ দিচ্ছেন কিনা? বা এটাকে আসলে পেইড প্রমোশন কিনা সেটি আসলে আ যদিও হয় সেক্ষেত্রে বিশ্বাস রাখেন কিনা বা যদি রাখেন সেটাকে আসলে কিভাবে হিসাব করেন? সেটা যদি একটু পরিষ্কার করতেন।
রাইট। হুম, হুম, হুম, হুম, হুম। হুম। একদমই না। আমি যদি আপনাকে একটা ছোট উদাহরণ দেই যেমন দেখা গেল যে, আ কতদিন আগে আসলে বা অনেক বছর আগে আসলে ঘটনাটা আমি আসলে একটা হঠাৎ করে সোশ্যাল <grunts> মিডিয়ায় আমার সামনে এল যে, আলিয়া ভাট কিছুর একটা আব আ এড দিচ্ছিল সেটা হচ্ছে একটা জুস এর এড। আর জুস গুলোতো সাধারণত আসলে এক্সট্রা সুগার বা অনেক আসলে ভেজাল পণ্য থাকে। এ্যা হ্যা, চিনির একটা বিষয় থাকে সেটা কিন্তু আসলে খুবই আ হে একদমই হেলথি না। কিন্তু সে কিন্তু যখন একটা আব মানে একটা আস আব টিভি শো তে এসেছিল হ্যা, হ্যা, যখন এসেছিল তখন কিন্তু সে বলল যে, সে আসলে সুগার খায় না বা সে আসলে সুগার টা একদমই এভয়েড করে
ওকে। ওহ, আচ্ছা। হুম, চিনি একটা বিষয় থাকে। বুঝতে পারছি। টিভি শো তে আসলে গিয়েছিল। হুম, মানে হয়তো এইযে তার চেয়ে মানে এ কফিতে আসলে চিনি দেওয়াতে আসলে সে সেটি নেয়নি।
চিনি খ্যা চিনি নেয় না রাইট। তো এই জিনিসটা কিন্তু আসলে তখনই সবার মাথায় আসলে এসেছে যে, এ সেলিব্রিটিরা আসলে কিন্তু আসলে টাকার জন্য আসলে এই প্রোডাক্ট গুলো আসলে ব্যবহা মানে প্রমোশন করছে
মানে পেইড প্রমোশন আসলে, পেইড প্রমোশন কে আপনি তাহলে বিশ্বাসই করেন না এরকমই আসলে তো বুঝাতে চাচ্ছেন, তাই তো?
একদমই তাই একদমই তাই